জি, নিশ্চয়ই। কেন নয়? দেখুন আমি আমার এ দেশের গণ্ডি ছড়িয়ে বিদেশে যাবো, বিদেশে আমার নাম কুড়াবো। এখন দেখেন আমি আমাদের বাংলাদেশ থেকে AC/DC ব্যান্ডের কথা আপনাকে বললাম। হ্যাঁ? তো AC/DC ব্যান্ড এমন একটা ব্যান্ড আমাকে খুব ভালো লাগে। কেন ভালো লাগে? আমার তার গায়কী ভালো লাগে। অ্যাঁ তো আম কোথায় AC/DC আর কোথায় আমার বাংলাদেশ। তো আমার দুই জায়গা থেকেই আমি সে পৃথিবীব্যাপী ছড়িয়ে গেছে। তো আমার কোন শিল্পী যদি দেশ বি ছেড়ে দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে যদি নাম কুড়োয় কিংবা বিদেশে যদি গান রপ্ত করে সেগুলো গেতে পারে। অনেকে আছে যে অন্য দেশের ভাষাভাষী গানগুলো সে রপ্ত করতে পারছে। তো সেটা তো ভালো, আমি মনে করি যে সেটা আমাদের দেশ কোন না কোনভাবে তারা জানছে এটা বাংলাদেশের শিল্পী। আমাদের দেশের গান গাচ্ছে। তো এটা আমাদের দেশের সুনামটাও তো ছড়াচ্ছে, তাই না?
হুম, হুম। হুম, হুম, হুম। আচ্ছা হু, হু। হ্যাঁ। হুম, হুম, হুম। হ্যাঁ, এটাও তো। হ্যাঁ, এটা ঠিকই বলেছেন। ছড়াচ্ছে হ্যাঁ, হ্যাঁ। মানে বহির্বিশ্ব হচ্ছে বাংলাদেশকে যে চিনতে পারছে বা আমাদের, মানে আমাদের যে ঐতিহ্য, হ্যাঁ? বাংলাদেশের ঐতিহ্যটা হুম, হুম, হুম। ঐতিহ্যটা সে জানতে পারছে আরকি। তো এই যে দেখেন যে আসলে হচ্ছে যে ব্যান্ড মিউজিকের যে বিষয়টা দেখবেন আসলে আ ব্যান্ড কিন্তু অনেক মানে বাংলাদেশের ব্যান্ড কিন্তু বেশ ভালোই মানে বলা যায় যে অন্যান্য দেশের তুলনায় আরকি। যে অ এট লিস্ট সাউথ ইন্ডিয়ানদের মানে সাউথ বাংলা মানে সাউথ এশিয়ার সবকিছু বাদে মানে আমাদের ভারতবর্ষের মধ্যে কিন্তু বাংলাদেশের ব্যান্ডগুলো কিন্তু বেশ উন্নত বলা যেতে পারে। এ এট মিউজিক
জি, জি। প্রেজেন্টেশন করতে পারতেছে নিজের দেশকে অন্য দেশে যেমন খেলাধুলার মাধ্যমে করে মানুষ। জি, জি। জি, জি। নিশ্চয়ই। জি, জি। জি নিশ্চয়ই। মোটামুটি আরকি উদ উল্লেখযোগ্য উল্লেখ করার মত যে একেবারে খারাপ না, মান্ধাতা না। কোথাও একটা উম ভালো রয়েছে। জি, জি।
হুম। হ্যাঁ, হ্যাঁ। মান্ধাতা না। হ্যাঁ, বেশ ভালো পজিশনেই আছে। তো এই ব্যান্ড মিউজিক নিয়ে হচ্ছে আপনার কি মতামত? মানে দেখবেন যে আসলে বিদেশি ব্যান্ডের যে কোয়ালিটি আর বাংলাদেশি ব্যান্ডের যে কোয়ালিটি এটা নিয়ে আপনি আসলে কি ভাবেন? মানে এই যে ডিফরেন্সটা কিরকম আর আ হচ্ছে যে ভালোটাই বা কোন জায়গায়?
জি, জি। জি। দেখুন আমাদের কৃষ্টি কালচারের মধ্যেও কিছু বাধ্যবাধকতা রয়েছে। আমাদের আ আমরা হিপহপটা তেমন একটা করতে পারি না। পার্টি ইমেজ যেটা বলে কিংবা বড় একটা কনসার্ট করে ওরা যেভাবে পার্টিসিপেন্ট করে এবং হৈহুল্লোর করে আমাদের ধর্মীয় সংস্কৃতি রয়েছে এবং আমাদের দেশীয় সংস্কৃতি রয়েছে; এসবের কারণে আমরা সম্পৃক্তটা সেইভাবে নই। সুতরাং আমাদের কাছে মনে হতে পারে যে আমরা হয়তো এইসব গানকে সেভাবে হয়তো মূল্যায়ন করছি না। আসলে বিষয়টা তা না। আমরা আমাদের সংস্কৃতি অনুযায়ী মূল্যায়ন করছি। তারা তাদের সংস্কৃতি অনুযায়ী মূল্যায়ন করছে। জি, জি। কিন্তু বিষয়টা একই, যে আমাদের দেশের যেটা ব্যান্ড আমাদের কাছে প্রিয়। কিংবা আমাদের মতো যেটা ভারত উপমহাদেশে যেটা আমাদের ব্যান্ড সেটা আমাদের কাছে প্রিয়।
হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। পার্টি সং যেটাকে বলে আরকি। হুম। তারা সবসময় মূল্যায়ন করছে। হুম।